হ্যালো।
হ্যালো, কেমন আছেন?
এই তো ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি। তো কেমন কেটেছে দিনটা?
আ এখন তো ঈদ চলতেছে, ঈদের ছুটি। কাল গতকালকে কুরবানি ঈদ গেল আজকেও ঈদ চলতেছে বলা যায়। তো
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একেবারে ফ্রি টাইম বলতে গেলে যেটি। <chuckles>
<chuckles> হ্যাঁ, অনেকদিন পর ধরে অনেক লম্বা একটা ছুটি, দু ২ ঈদে যেই ছুটিটা পাওয়া যায় এটা বেশ আরকি। তো বলা যেতে পারে ফ্রি টাইম এ আসলে আ পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানো এবং নিজের যেগুলো করতে ভালো লাগে তার জন্য অনেকটা সময় পাওয়া যায়। তো সব মিলায় ভালোই আছি।
উহ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <scoffs> হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না বিশেষ কোনো আ বিশেষ কোনো শখ বা এরকম কিছু আছে যেটি আপনি আপনার একেবারে অবসর সময় করতে ভালোবাসেন? এরকম দু-একটি কথা যদি বলতেন আমাকে।
হুম।